উম জ্বি, জ্বি, আপনিও আপনার অভিজ্ঞতাগুলো আপনি চমৎকারভাবে এ এম বুঝিয়েছেন এবং আ আগামীতে আবারও কন অন্য কোনো topic নিয়ে আশা করি কথা হবে।
হ্যাঁ। জ্বি। Topics এ হ্যাঁ, আপনার সাথে কথা বলা হবে। এবং আ মানে ওই topics গুলা আসলে আ মানে আসলে আমরা হয়তো আরো অনেক কিছু ওইখান থেকে জানতে এবং শিখতে পারবো একজন আরেকজনের কাছ থেকে। <smacks lips> জ্বি। জ্বী, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি।
জ্বী। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। আশা করি ভালো থাকবেন। এবং আপনার দিন ভালো হো ভালো হোক। এই শুভ শুভকামনা রইলো আপনার জন্য।
জ্বি। জ্বী, আপনার জন্য আপনার জন্য অনেক শুভ কামনা। জ্বি, আপনিও ভালো থাকবেন। জ্বি, ওয়ালাইকুম আসসালাম।
ভালো থাকবেন। স্লামালাইকুম।